না, আ সিনেমাটা খুবই পুরনো। তবে আমি বলব কি <smacks lips> যে বিভূতিভূষণের অপু <chuckles> আর হচ্ছে অপুর পরের পর্ব অর্থাৎ অপুর সংসার যেটা। আসলে <smacks lips> আমি না বই দুটো পড়েছি। এটা আমার পাঠ্যবইয়ের অংশ ছিল। তো, আ আমি যখন বই দুটো পড়ি, তখন আমি আসলে জানতাম না যে এই দুটো মুভির এতটা নাম আছে। আমি বই দুটো পড়ার পরে যখন এটা নিয়ে একটু research করতে বসলাম, তখন জানলাম যে <tsk> এটা আসলে পুরা internationally খুবই একটা পরিচিত movie এবং খুবই একটা নামী movie। তো আমি ভাবলাম যে, "আচ্ছা ঠিক আছে এটা যখন এমন," এটা কিন্তু সম্পূর্ণ সাদাকালোতে তৈরি প্রথমে এরপরে colorize করা হয়। তো যখন স আমি এটা দেখি movie -টা ১ম বার, বিশেষ করে অপুর যে ১ম পর্বটা, আমি পথের পাঁচালী আরকি, দেখে না আমি অবাক হয়ে গেছি যে, এই সময়ে এতটা ভা ভেবে কিভাবে এটা আর কি তৈরি করা সম্ভব ও
জি। ও! Right. আচ্ছা। জি। জি, জি। একদম, একদম। জি। জি। জি। পথের পাঁচালী, একদম, হ্যাঁ। মানে আপনি যদি চিন্তা করেন ৫০ এর দশকে রে সাহেব, যিনি আসলে নির্মাণ করেছেন, তো উনি আসলে ৫০, ৬০ এর মানে তখন মনে হয় তো ৬০ ও আসেনি আমার যতদূর মনে হয়। ৫০ এর দশকেই, ৫০ এর দশকেই ৩ টা, ৩ টা বানিয়েছে। এবং এত সুন্দর, আ নিখুঁত নির্মাণ। সে সময়ে ধরেন আরেকজন ছিলেন ধরেন জহির রায়হান বা এদের মতন, আ জি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে, উনি যেভাবে ক্যারেক্টারগুলি ডিল করেছে, যেটা আশেপাশের আমাদের ক্যারেক্টার তখনকার সময়ে, এটা একটা বড় একটা সাহসের বিষয় এবং সেটা করে দেখিয়েছে।
হুম, হুম। উ, হুম। না, না। সেটা খুব সম্ভবত। হুম। জহির রায়হান, হ্যাঁ। হুম।